উম এটা দেখুন আ এরকম আসলে কোন ঘটনা আমার সাথে ঘটেনি। আ তবে আমি কিন্তু ধরুন হচ্ছে আ চেষ্টা করি যেন আসলে এরকম কোনো জায়গায় যাওয়ার, যেখানে অ্যাকচুয়ালি এইযে সার্বজনীন ভাষা ইংলিশ আ সেটাকে আসলে তারা আ তাদের কাছে বোধগম্য হয় বা, সেইসব দেশের মানুষের কাছে আসলে বোধগম্য হয়। সেখানে যাওয়ার চেষ্টা করি এবং কোন লজ্জাজনক ঘটনা যেন না ঘটে, এই জিনিসগুলো কিন্তু আমি এভয়েড করে রাখার চেষ্টা করি।
জ্বী। আ হ্যাঁ। বুঝতে পেরেছি। এটা কিন্তু বেশ ভালো বলেছেন যে, আপনি সবসময় চান যে আ একটু আসলে কম করার জন্য এবং প্রত্যেকের প্রতি আসলে সম্মানটা রাখতে। তবে, অনেক সময় ভাষাগত কারণে তো আপনার ভুল বোঝাবুঝি হয়েই যায়। মানে এরকম কোন ঘটনা আছে কিনা?
নিশ্চয়। নিশ্চয়, নিশ্চয়। আ ভাষার কারণে ভুল বোঝাবুঝি ধরুন হচ্ছে আ আ এরকম ঘটনা যদি আমি বলতে চাই, তাহলে কিন্তু আ থাইল্যান্ডে যাওয়ার পরে এরকম একটা ঘটনা ঘটেছে এবং আ ঐখানে হ্যাঁ, শিওর, শিওর। ঐখানে যাওয়ার পর অ্যাকচুয়ালি আ আমি আমি কিন্তু হালাল খাবার অ্যা অ্যাকচুয়ালি গ্রহণ করি এবং হারাম আসলে আমি এভয়েড করার চেষ্টা করি। তো সেখানে অ্যাকচুয়ালি যাওয়ার পর আ হ্যাঁ, ধর্মীয় বিশ্বাস থেকে আমি অ্যাকচুয়ালি হালাল খাওয়ার চেষ্টা করি। যেন হারামটা আমার যে ধর্মের হারাম সেটাকে আমি একটু এভয়েড করার চেষ্টা করি। তো খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কিন্তু আমার এই একটা প্রেফারেন্স আছে। এটা আমার রুচিরও একটা বিষয় থাকে। তো সেই জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি আমি আ সেখানে আসলে আমার যে খাবারটা ছিল, সেটাকে আ আমি অর্ডার করেছিলাম ১ টা রামেন। সো আমি বলেছিলাম যে রামেনটা যেন বিফ হয়। তো সেই জায়গায় কিন্তু সে আমাকে রামেনটা পর্কের এনে দিয়েছিল। তো পরবর্তী সময়ে আ রামেনটা যখন আমার সাথে সার্ভ করা হয়েছে, তখন কিন্তু আমি আ একটু কনফিউজড ছিলাম যে এটা কি অ্যাকচুয়ালি বিফ ওর পর্ক? হ্যাঁ।
জ্বী, জ্বী। আচ্ছা, একটু বিস্তারিত বলবেন। বুঝতে পেরেছি আপনার ধর্মীয় বিশ্বাস থেকে। তা তো অবশ্যই। ও। হু। বুঝতে পেরেছি। মানে আ উনাকে আসলে হয়তো আপনি বুঝাতে পারেননি আসলে ভাষাগত কারণে, তাই না?
হ্যাঁ। অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি। ওনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এটা যেন বিফ হয় অ্যান্ড আ যেন এটাতে কোন হারাম খাবার ইনক্লুড না করা হয়। এটা কিন্তু আমি তাকে ইংলিশে বলেছি এবং তাদেরও কিন্তু ইংলিশে একটু আ proficiency কম।
উম বুঝতে পারছি যে
তো সেই জায়গায় কিন্তু সেই জিনিসটা বুঝতে একটু আ প্রবলেম হয়েছে এবং পরবর্তী সময়ে তাকে কিন্তু আমি আ Google এ ট্রান্সলেট করেই কিন্তু তাকে আমি বলেছি যে এটা কি অ্যাকচুয়ালি বিফ অর পর্ক? তো আ খুবই ভালো ছিল যে আমি খাওয়ার আগেই জিনিসটা আ ট্রান্সলেশনের মাধ্যমে কনফার্ম করে নিয়েছি এবং এর মাধ্যমে কিন্তু আমি আ মনে হয়েছে যে একটু রক্ষা পেয়েছি।
ও, আচ্ছা। বুঝতে পারছি।